আমি বেশ ক গত কয়েকদিন যাবত অনেক দুশ্চিন্তার মধ্যে আছি এবং আসলে বুঝতে পারছি না নিজের এই দুশ্চিন্তা এবং হতাশা থেকে কিভাবে বের হতে পারি। এবং সমস্যাটা যে এত তীব্র হয়ে যাচ্ছে দিন, দিন যেটা দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত জীবনে এটার খুব বাজে প্রভাব ফেলছে। এবং এই বিষয়গুলো না আসলে সঠিকভাবে আমি মেনে নিতে পারছি না। যার কারণে দেখা যাচ্ছে আমার দৈনন্দিন জীবনে এটার খারাপ প্রভাব ফেলছে এবং আমি খুব বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।
আচ্ছা। বুঝতে পেরেছি।
এখন এটা যে আসলে কিভাবে সমাধান করবো? <smacks lips> কার কাছে যে বলবো? আসলে বললেও বা সে কিভাবে মেনে নিবে? এই সকল দ্বিধায় আর কি বলাও হচ্ছে না। এখন আসলে এই সকল বিষয় আমার মনের মধ্যে জমা রেখে, রেখে আসলে আমার মনটা খুব ক্লান্ত হয়ে গেছে এবং আমি খুব হতাশার নগরীতে ঢুকে পড়েছি। এখন আসলে আমি চাচ্ছি যে আমার এই হতাশা থেকে নিজেকে বের করতে। তো ভাইয়া আপনি কি কিছু জানেন? কোনো পথ আছে কি যে আসলে কি করলে নিজের এই দ সমস্যা থেকে আমি বের হতে পারি?
না আসলেই কিন্তু আপনার কথাগুলো শুনে কিন্তু আমার বেশ খারাপই লাগছে যে আপনি, বিষয়টা নিয়ে এতটা বিষন্নতার মধ্যে আছেন। যদি একটু বিস্তারিত বলতে পারতেন, তাহলে হয়তোবা ব্যাপারটা সম্পর্কে আরও কথা বলা যেত।
জি, অবশ্যই। আসলে বিষয়টা হয়েছে কী বেশ গত কয়েক দিন যাবত এটা বিষয় আমি লক্ষ্য করছি বা লক্ষ্য করা যেমন তেমন, এটা বিষয় হচ্ছে আমার সঙ্গে, সেটা হলো আমি না খুব উত্তেজিত হয়ে যাচ্ছি বা দেখা যাচ্ছে যে, আমার বন্ধু-বান্ধব বা আমার পরিবার, প্রত আ প্রতিবেশী, এছাড়া আমার গার্লফ্রেন্ড যারা আছেন। তো তাদের সঙ্গে না আমি খুব বিরোধে জড়ায়ে যাচ্ছি।
আচ্ছা।
এবং একটা পর্যায়ে আমাদের সম্পর্কের মধ্যে একটা ফাটলের বিষয় চলে আসতেছে। তো এই সকল কারণে না আমি ব্যক্তিগত জীবনে এবং আমার কর্মজীবনে খুব দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে আছি এবং চিন্তা করছি যে আসলে কিভাবে আমি আমার এই বিরোধগুলো মিটিয়ে একটা সঠিক সমাধানের পথ খুঁজে পেতে পারি।
বুঝতে পেরেছি।
দেখা যায় কি আমি খুব রাগী হয়ে যায় বা খুব রাগ হয়ে যায় বা তারা কোনো একটা কথা বলছে বা উ সহজ ভাষায় বলা যায় যে সে আমার জন্য কিছু ভালো কথাই বলছে এবং দেখা যাচ্ছে যে ওইখানে আমি নিজে, ওটা স পজিটিভভাবে গ্রহণ করি না এবং না করে দেখাচ্ছে আমি একটু, উচ্চস্বরে কথা বলে ফেলি বা দেখাচ্ছে বুজে বাজে ব্যবহারই করে ফেলি। এবং এটাযে শুধু বড়দের ক্ষেত্রে তা নয়, ছোটদের ক্ষেত্রেও একই ব্যবহার করছি। যার কারণে দেখা যাচ্ছে ছোটটা আগে আমাকে যে সম্মান করতো, এখন দেখলে কিন্তু খুব একটু রাগান্বিত স্বরে কথা বলে বা সম্মানের জায়গাটা থাকছে না। এবং এই বিষয়গুলো না আমাকে খুব ভাবাচ্ছে এবং চাচ্ছি এই বিষয়গুলোর প্রতি একটু আলোকপাত করে সমাধানের পথ খুঁজতে।
বুঝতে পেরেছি।
তো আপনি কি জানেন আসলে এই সকল বিষয়ে কী করা যায়? কী করলে আসলে, আমি একটা সঠিক সমাধানে পৌঁছে এইযে বিরোধের মধ্যে, আমি আমার নিজের সম্মানের যেম টা বজায় রাখার বিষয়টা, এটা রাখতে পারি?
দেখেন, আপনার কথা শুনেই কিন্তু আমি বুঝতে পারছি আপনি আসলে কিন্তু অনেক সম্পর্কে জড়িত। তো বন্ধু-বান্ধব, পরিবার ব্যাপারটা আসলে আপনি চাইলে কিন্তু ঠিক করতে পারবেন। এবং ছোটদের সাথে ব্যবহারটাও কিন্তু আসলে ঠিক করা যেতে পারে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটু শান্ত কন্ঠ, একটু সংক্ষিপ্ত স ভাষা ব্যবহার করুন। তো সেক্ষেত্রে হবে কি? আপনার কিন্তু আসলে কথা বলার জায়গাটা কিন্তু বেশ কমে যাবে। প্রথম, প্রথম ব্যাপারটা কিন্তু এভাবে চেষ্টা করে দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার আপনি যেহেতু বলছিলেন আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। ভাই এতগুলো গার্ল ফ্রেন্ড থাকলে কিন্তু চিন্তার ব্যাপারটা কিন্তু হবে, সেক্ষেত্রে কিন্তু খিটমিটে মেজাজের ব্যাপারটাও কিন্তু হবে। তো এমন কোনো জীবনসঙ্গিনীকে বেছে নেন, যিনি আ হয়তোবা আপনার জন্য পারফেক্ট, একাধিক রেখে কিন্তু আর লাভ নেই। তো আরেকটা ব্যাপার আপনি চেষ্টা করে দেখতে পারেন, আর যদি ব্যাপারটা একটু বলতেন য বেশ ভালো হতো। আপনার কি আসলে কোনো নিজস্ব রুটিন আছে যেটা আপনি মেইনটেইন করে চলেন?
হ্যাঁ, আসলে সত্য কথা বলতে কি আমার নির্দিষ্ট কোনো রুটিন নাই। আমি দেখাচ্ছে খুব অগোছালোভাবেই চলি। এবং খুব উ মানে কোনো টেক কেয়ার করে না বা ই টি করে না, এইভাবেই চলি। মানে যাই আসে না এইভাবে। এবং যেমনটি বলছিলেন যে নিজেকে নিয়ন্ত্রণ রাখার বিষয়টা যে আমি এইযে রেগে যাই বা আমি অনেক খা খারাপভাবে কথা বলি এটা যে বিষয়টা বললেন। আর গার্লফ্রেন্ডের বিষয়টা আসলে গার্লফ্রেন্ড একাধিক না, আমার একজনই। তো ওর সঙ্গে দেখা যাচ্ছে কি আমি খুব সন্দেহ প্রবণ হয়ে পড়ি এবং দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে খুব বাজে ব্যবহার করে ফেলি বা আমাদের দুজনের মধ্যে কোনো কথা হচ্ছে বা ইয়া কোনো বিষয় ডিসকাশন হচ্ছে। তো কিছু আমাকে কিছু কথা বললো, তা আমি এটা পসিটিভভাবে গ্রহণ করতে শিখি না। বা দেখা যাচ্ছে যে বিরোধের মন আমাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। তো একটা পর্যায়ে কিন্তু আমাদের মধ্যে সম্পর্কের ফাটলও হয়। তাই আমি চাচ্ছি যে এইটা থেকে না বেরিয়ে আসতে। এবং আমার যে পরিবারও আমার প্রতি একটু ক্ষিপ্ত। এর পাশাপাশি আমার অফিসের যারা সহকর্মী আছেন, তারাও আ কিছুটা ক্ষিপ্ত। কারণ আমি কিন্তু তাদের সঙ্গেও খুব বাজে বিরোধ করে ফেলেছি। দেখা যাচ্ছে যে কাজের ক্ষেত্রে আমি একটু বাজে ব্যবহার করে ফেলেছি বা একটু কটু কথাও বলে ফেলেছি।
হ্যাঁ। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি।
তো আমি আসলে কোনো সঠিক পথ পাচ্ছি না। যেমনটি আপনি বললেন নিয়ন্ত্রণ করার বিষয়টা। তা আমি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? কোনো কৌশল আছে কি?
হ্যাঁ, কিছু কৌশল কিন্তু আসলে আপনি চাইলে এপ্লাই করতে পারেন নিজের ক্ষেত্রে। যখন দেখবেন কি? কারো সাথে রাগ হচ্ছে বা কারো সাথে আপনার মনে হচ্ছে আপনি ঝগড়া করতে চাইছেন বা আপনি কাউকে যদি কথা শুনিয়ে ফেলেন। সেক্ষেত্রে না আপনি একটা ব্যাপার চেষ্টা করে দেখতে পারেন। যখন বিরোধ বাধবে তখন না আসলে অপজিট ক্যারেক্টরে যিনি আছেন তার সাথে আপনি কেমন খারাপ ব্যবহার করছেন, এটা কিন্তু আসলে তার জায়গা থেকে ব্যাপারটা কিন্তু চিন্তা করে দেখতে পারেন। সে ব্যাপারটাকে কিভাবে নিচ্ছে। যখন আসলে তার জায়গায় আপনি নিজেকে রেখে আপনার জায়গায় তাকে রেখে ব্যাপারটা যখন চিন্তা করবেন। তখন না দেখবেন যে আপনার খারাপ লাগার ব্যাপারটা বেড়ে যাবে এবং আপনি কিন্তু বুঝতে পারবেন। যে আপনি কিন্তু আসলেই তার সাথে খুব বাজে আচরণ করছেন। তাই না? তো কি মনে হয় ব্যাপারটা এভাবে চিন্তা করলে আপনার কাছে কেমন লাগতে পারে?
আচ্ছা। জি। জি, বিষয়টা আসলে এভাবে চিন্তা করলে অবশ্যই ভালো লাগে। যেমনটি পরামর্শ দিচ্ছেন যে, আমি যেহেতু তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে ফুয়া পুয়া পড়তেছি বা আমি খারাপ ব্যবহার করতেছি। তো এইক্ষেত্রে তাদের জায়গায় রেখে তারা কিভাবে চিন্তাভাবনা করেন। এটা আসলে আমি আসলে না কখনো ভেবে দেখিনি এবং আমার মাথায়ও আসেনি এবং আপনি বলার পর আমিও একটু উপলব্ধি করতে পারছি। যে এই বিষয়গুলো আমার করেও দেখা উচিত বা ভাবা উচিত। তা আমি আসলে এই বিষয়গুলা চা অবশ্যই আলোকপাত করব এবং আশা করি নিজের বিরোধটাকে মিটাতে পারব। কিন্তু একটা বিষয় কি জানেন? অনেক সময় হয় কি? যে ওই যে ভাবা-চিন্তার বিষয়টা। <smacks lips> নিজেকে না অ্যা ওইভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি না। বা দেখা যাচ্ছে কি? যে একটু রাগান্বিত হয়ে যাও অনেক। <smacks lips> তো আমি চাচ্ছিলাম যে কোন কি একটিভিটিস আছে? যে যেটাকে আসলে মনটাকে একটু শান্ত রাখতে পারি বা দেখা যাচ্ছে একটু নতুনভাবে চিন্তা করতে পারি বা কোন আমার কি এটাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিনা বা কোন মেডিসিন গ্রহণ করতে হবে কিনা? এরকম কোন বিষয় আছে কি? যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে, এই যে আমি অ্যা আমার যে বাজে ব্যবহার কারণের এহ আমার কাছ থেকে মানুষজন যে দূরে সরে যাচ্ছেন।
আচ্ছা।
এই যে দূরে সরে যাওয়ার বিষয়টা, আসলে তো আমাকে খুব হতাশ করে দিচ্ছেন। আগে কিন্তু ঠিক আমি এমন ছিলাম না। আমি কিন্তু খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলাম। খুব একজন ভালো মানুষ ছিলাম ছিলাম এবং আমার সঙ্গে কারো বিরোধই ছিল না বলা চলে। কিন্তু ইদানীং সময়ে কিন্তু এই বিষয়গুলা আমার মধ্যে খুব লক্ষণীয় এবং এর কারণে কিন্তু খুব বিরোধ সৃষ্টি হচ্ছে প্রায় সবার সঙ্গেই। এটা আমি আসলে কোনো উপলব্ধি করতে পারছি না। যে এটা কি জন্য হচ্ছে বা কি কারণে হচ্ছে।
বুঝতে পেরেছি।
তা আপনি যদি একটু দয়া করে বলতেন যে আসলে এক্ষেত্রে যে নিয়ন্ত্রণের যে বিষয়টা। আমি কে, রাগকে বা আমার উদ্বেগ বা এই সকল বিষয়কে কিভাবে একটু কন্ট্রোল করা যায়? বা কোন একটিভিটিস আছে কিনা? একটু যদি বলতেন।
এখানে যে ব্যাপারটা আপনি করতে পারবেন, আপনি না নিজেকে একটা routine এর মধ্যে এনে ফেলুন। কারণ আপনার যে আসলে কাজের সীমার ব্যাপারে বা দেখা যাচ্ছে আপনার সারাদিনের যে চালচলন আপনার না নিজস্ব কোনো routine নেই। কারণ একটা মানুষ যখন আসলে routine এর মধ্যে থাকে না তার জীবন কিন্তু অগোছালো থাকে। তো অগোছালো একটা মানুষের জীবনে বিরোধের ব্যাপারটা আসবে এবং এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। তো আপনি সর্বপ্রথম আ রাতে ঘুমাতে যাওয়ার আগে, কালকে কোন, কোন বিষয়গুলো করবেন সেক্ষেত্রে যদি আসলে ব্যাপারটা আপনি লিখিত রাখতে পারেন, সেক্ষেত্রে হবে কি? আপনার কাজগুলো কিন্তু আসলে ভালোভাবেই কিন্তু বেরিয়ে আসবে এবং আপনি দেখবেন নিজেকে কিন্তু একটা ভালো জায়গায় দেখতে পারবেন। এটা কিন্তু একটা স্বাভাবিক মাত্রা একটা মানুষের ক্ষেত্রে যখন তার প্রতিদিনের কাজ ঠিকঠাক মতো করতে পারে, সেক্ষেত্রে একটা মানুষ কিন্তু বেশ নিজের ক্ষেত্রে ভালো লাগানোর যে ব্যাপারগুলো সেটাও হয়। আবার দেখা যাচ্ছে তার confidence এর ব্যাপারটাও কিন্তু ঠিকঠাক বেড়ে যায় এবং তখন কিন্তু সবকিছু করতেই ভালো লাগে, কথাবার্তা বলতে ভালো লাগে। আর আরেকটা ব্যাপার জানতে চাই আসলে আপনার ঘুমের ব্যাপারটা ঠিক থাকে না, তাই না?
হ্যাঁ। আ জি অবশ্যই। যেমনটি বলছিলেন যে রুটিনের বিষয়টি, আমার কিন্তু ঘুমের বিষয়টা কিন্তু খুবই অগোছালো বলা চলে। ঘুম তেমন একটা হয়ই না। এবং বলতেছিলাম যে রুটিনটা ম্যানেজ করা। তো সত্য কথা বলতে কি যে বলেছিলাম যে আমার রুটিনটা ম্যানেজ করা হয় না। এবং যেমনটি আপনি বললেন যে পরামর্শ দিলেন, যে রুটিন মেনে চললে হয়তোবা আমি আমার এই যে ঘুম বা আমার যে কাজকর্মগুলোকে একটা সুন্দর পর্যায়ে নিয়ন্ত্রণে আনতে পারব, বা একটু গুছাতে নিতে পারব। আমারও মনে হচ্ছে যে আপনার কথা শুনে হ্যাঁ, আমি তো আসলে খুব অগোছালো জীবনযাপন করছি। যার কারণে হয়তোবা এই রাগ বেড়ে যাওয়া, বা নিজের প্রতি যে প্রেশার নেওয়াটা এই সকল বিষয় বেড়ে যাওয়ায় আমি খুব রাগান্বিত হচ্ছি বা বিরোধ করে ফেলতেছি এবং আমার সম্মানটা আমি হারিয়ে ফেলতেছি। আমারও মনে হয়, এই ক বিষয়গুলো সকল দিক থেকে আমার এই একটা সুন্দর রুটিন তৈরি করে আমার ঐভাবে চলাফেরা। তবে একটা কি ভাইয়া, আ আমি জানতে চাইছিলাম যে আ কোনো আর উপায় আছে কি? মানে যেমন দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনি যেম আমি রুটিন করলাম, রুটিন করার পর দেখা যাচ্ছে যে, মাঝেমধ্যে আমি খুব রেগে গেলাম বা হো হতে পারে না। কিন্তু তারপরও আমি চাই একটু যদি আপনার কাছে কোনো সুপরামর্শ থাকে। দেখা যাচ্ছে, কোনো অ্যাক্টিভিটিস কি করা যেতে পারে। যেটা আমাকে খুব কাজে দিতে পারে? যেমন দেখা যাচ্ছে কোনো ব্যায়াম বা কোন আদারস কোন কিছু আছে যেটা আসলে আমাকে খুব, এই যে মনটাকে শান্ত রাখতে পারবে এরকম। বা আমি কোন কি মেডিসিন গ্রহণ করতে পারি কি এই সকল ক্ষেত্রে?
অবশ্যই। না, এর কিন্তু দরকার আপনার পড়ছে না। আপনি সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। আপনি দৈনিক কিন্তু ব্যায়ামের ব্যাপারটা আপনার routine এর মধ্যে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে কি? আপনার মানসিক এবং শারীরিক দিক শক্তির মাত্রাটা, এটা কিন্তু ব্যায়াম করার ফলে হবে কি? বেশ বেড়ে যাবে। Stamina যখন একটা মানুষের ভালো থাকে, তার কিন্তু আসলে মন, মেজাজ, শারীরিক ব্যাপারটা বেশ ফুরফুরে থাকে। তো ব্যাপারগুলো আপনি করে দেখলে আমি বেশ আশাবাদী ঠিক হয়ে যাবে আপনার সবকিছু।
জি, অবশ্যই। আপনার ক যে সুপরামর্শগুলো দিলেন, আসলে আমার না খুব ভালো লেগেছে। এবং আমারও মনে হচ্ছে, কেন জানো আমি যদি এই পরামর্শগুলো মেনে চলি তাহলে যে, যে বিরোধ করে থাকি মানুষের সঙ্গে, হ্যাঁ? এটা আ আসলে আমি সমাধান করে ফেলতে পারব এবং আমার যে সম্মানহানি হচ্ছে এটাও আসলে আমি কিছুটা recover করে ফেলতে পারব। তো ভাইয়া আমি ন আশা করি আপনার এই পরামর্শ নিয়ে আমি জীবনে এগিয়ে গেলে হয়তোবা আমি খুব সুন্দর সাফল্য দেখতে পাব এবং নির্ভর নিজের দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মহামূল্যবান আ পরামর্শ দেয়ার জন্য।
অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আসলে আপনি বিষয়গুলো বুঝতে শুরু করেছেন। তো আপনি অনেক, অনেক ভালো থাকবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য রইলো শুভকামনা।